আচ্ছা আপনার এই যে সৃজনশীল কাজের ক্ষেত্রে যদি কেউ ব্লকে পড়ে তো অনেকে কিন্তু আসলে অনেক ধরনের আ পদক্ষেপ নেয় বা কাজ করে আসলে ব্লকটাক ব্লকেজটা কাটায়। তো আপনি আসলে এক্ষেত্রে কী করেন? মানে কি লাইক কোন প্রকার যদি ক্রিয়েটিভ গ্ল ব্লকে পড়ে যান, তো তখন আসলে আপনি কি করেন?
উহু। আসলে আমার বেশ কিছু প্রসেস আছে। প্রথমত আমি করি কি যে কিছুক্ষণ কাজটা থেকে বিরতি নেই। যখন দেখা যাচ্ছে একটানা কাজ করা হয় তখনই কিন্তু আমাকে একটা ক্রিয়েটিভ ব্লক গুলো বেশি দেখা যায়। তো আমি যে কাজই করছি না কেন সেটা থেকে কিছুক্ষণের জন্য ব্রেক নেই। আ নিঃশ্বাস নেই। একটু বাইরে থেকে হয়তো হেঁটে আসি বা মানে একটু ব্রেক নিয়ে অন্য কোন কিছু করি। পরে আবার নতুন ভাবে ফিরে আসি।
উম জ্বী। জ্বী। উহু। আত মানে আ যদি আসলে ব্লকেজটা চলেই আসে তো সেক্ষেত্রে একটু আরকি বিরতি নেওয়ার চেষ্টা করেন। তো বিরতি নেওয়ার চেষ্টাটা আসলে ঠিক কিভাবে করেন? মানে এই যে আ আ কখন মানে বিরতি নেওয়ারটা আসলে বিরতিটা কিভাবে নেন? মানে আপনি যে কাজটা করছেন সেটা কে থেকে আসলে আ সম্পূর্ণটা বের হয়ে যান নাকি সেটাকে আসলে সামনে বসে নি নিয়েই আরকি কাজগুলো করেন? আ বিরতিটা নেন আরকি।
উম আব সেটা থেকে আমি বের হয়ে যাই। কারণ একটানা অ্যা এটা এমন কি ঐটা স্ক্রিন দেখলেও কিন্তু তখন বিরক্ত লাগে মাথা কাজ করে না। তো যেটা করি আমি কিছুক্ষণের জন্য আসলে ব্রেক নিয়ে আ আমি মনে করি আমি ল্যাপটপ এ কাজ করছি। আমি জাস্ট ল্যাপটপটা বন্ধ করে আমি আমা অন্য কোন কাজে আমি হয়তো ব্রেক নিয়ে একটু গান শুনি বা হতে পারে যে কোন কাজ না করে আমি জাস্ট আ রিল্যাক্স করি, বাইরে হাঁটি বা ফ্রেন্ড দের সাথে কথা বলি। মানে ওই কাজটা থেকে সম্পূর্ণভাবে ব্রেক নেই। সম্পূর্ণভাবে ব্রেক নিলে কিন্তু তখন আবার জিনিসটাকে পরে যখন বসি তখন কিন্তু নতুন দৃষ্টিভঙ্গিতে দেখা যায়।
আ হ্যাঁ, হ্যাঁ। উম জ্বী। জ্বী, জ্বী। আচ্ছা। হু, হু। আচ্ছা, বুঝতে পারছি। তো তার আগে আরেকটা ব্যাপার আসলে জেনে রাখা ব আ ভালো, বা জেনে রাখতে ইচ্ছা করছিল, সেটা হলো যে আ আপনি ঠিক আসলে কোন কাজগুলোর ক্ষেত্রে আরকি এই যে ক্রিয়েটিভ ব্লক বলেন? বা আপনার আ কোন কাজগুলোর ক্ষেত্রে যদি বাধা আসে, তো তখন আসলে যে আ সেই কাজগুলোকে ক্রিয়েটিভ ব্লক বলেন?
উহু। আমি যেব যেকোনো সৃজনশীল কাজ। যেমন আমি অ্যাসাইনমেন্ট লেখছি। তো সেটার মধ্যে তো পুরাটুকু নিজের মাথা থেকে বের করতে হচ্ছে। তো অ্যাসাইনমেন্ট লিখতে, লিখতে একটা সময় গিয়ে দেখছি যে, আমরা কোন আইডিয়া পাচ্ছি না সেটা হতে পারে। আরেকটা হচ্ছে, হয়তো আমি আমার থিসিস লিখছি, বা আমি হয়তো আ কোন পেইন্টিং করছি, আ তো সেক্ষেত্রে একটা জিনিসের পরে আমি আর কোন নতুন আইডিয়া পাচ্ছি না। আ তো এই জিনিসগুলোই আমি বলব যে ক্রিয়েটিভ ব্লক।
উম জি। হু, হু। উম জি। হুম। বুঝতে পারছি। তার মানে আপনার ক্ষেত্রে আসলে ক্রিয়েটিভ কাজগুলো এই যে বা অ্যাসাইনমেন্ট লেখা, বা আপনার এইযে আ থিসিস, বা রিসোর্সের যে ব্যাপারগুলো আছে, সেগুলো আসলে সেই কাজগুলা আরকি ক্রিয়েটিভ কাজ। তো এক্ষেত্রে আসলে যদি ব্লকেজটা চলে আসার পরে আপনি যে বিরতিটা নেন। তো বিরতিতে আ আবার ওই কাজে ব্যাক করলে কী আসলে, আপনি ওই যে একই ধরনের আসলে যে কাজের ফ্লোটা আব আ সেটা কী একই থাকে? নাকি আসলে কোনভাবে বদলে যায়? বা একটু কমে যায় আরকি?
হু, হুম। জি। উম। উহু। আ ফ্লো টা অনেক সময় ব ভালো হয়। আমি যেটা দেখেছি, অনেক সময় যদি নতুন কোনো কিছু করি, আগের তুলনায় কিন্তু নতুনভাবে ভাবতে শিখি। তো যখন নতুনভাবে যেকোনো জিনিস ভাবতে শিখা হয়, তখন কিন্তু নতুন, নতুন দৃষ্টিভঙ্গি আসে। নতুনভাবে মনোযোগ দেয়া যায়। তো আমার কাজটা কিন্তু আমি যেটা দেখেছি যে, ব্রেক নেয়ার পর বেটার হয়। মানে আমি ভালোভাবে আমি কাজটা সম্পন্ন করতে পারি, যেটা আমার কাছে বেশ ভালো লাগে।
হু, জ্বী। হুম। উ জ্বী। হুম। বুঝতে পারছি। মানে এককথায় আ আপনার যদি বিরতি দেন, তাহলে আসলে আ তার পরবর্তীতে যেয়ে আপনার যে কাজের আ মাত্রাটা, বা আপনার যে আব আ চিন্তাধারার যে ক্ষমতাটা, সেটা আসলে আপনার তীক্ষ্ণ হয়ে যায় আরো। তো ব এক্ষেত্রে আসলে আপনি ব্লক আর ক্ষেত্রে যে বিরতিটা নেন, তো বিরতিতে আসলে আব চা, বা কফি এই জাতীয় আসলে কোন কিছু খাওয়া হয়, আপনার ক্ষেত্রে?
হুম। হু। হ্যাঁ, অবশ্যই। আমি এ চা, কফি দুটিই বেশ পছন্দ করি। তো আমার যখন হাতে বেশি টাইম থাকে, তখন আমি চা খাই। যখন আমার কম টাইম থাকে, তখন আমি কফি খাই। কারণ, কফি বানাতে বেশি সময় লাগে না, ইনস্ট্যান্ট কফির ক্ষেত্রে। আর চা'র ক্ষেত্রে একটু টাইম লাগে। আ তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি চা, কফি দুটোই খাই। দুটো খেলে কিন্তু অনেক সময় ক্লান্তি বোধ থাকলে সেটি একটু চলে যায়। আবার মানে ব ব্রেক নিয়ে এই জিনিসটা কিন্তু রিফ্রেশিং ফিল দেয়।
উম জ্বী। হুম, হুম। উম জ্বি। উম হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। তো আপনার এই যে ব্লকেজের কথাই যখন বলছি, তো ব্লকেজের আসলে আ সাধারণত মেজর কারণগুলো আপনার কি, কি হয়? যেমন ধরেন আসলে অনেকের তো আব দেখা গেল হয়তো কোনো একটা বা প্রোডাক্টিভ কাজ করছে, বা ক্রিয়েটিভ কাজ করছে। তো তখন কিন্তু আসলে তাদের ক্ষেত্রে যেমন অ অনেকের ক্ষেত্রে নোটিফিকেশন, তারপরে একটা কল আব এই জাতীয় কিন্তু আসলে ব্লকেজগুলো দেখা যায়। তো আপনার ক্ষেত্রে ঠিক কি, এই ক্ষেত্রে?
উ হু। হুম। আম আমার আ ক্রিয়েটিভ ব্লকেজের ক্ষেত্রে কোন কাজগুলো আসে সেটা আমি বলব যে আব দেখা যাচ্ছে যে আমি আমার মাথায় প্রসেস করতে পারি না যে কি করব না করব। এই জিনিসটাই বেশি সৃজনশীলতা হতে পারে না। আব এটাই কি বলছিলেন নাকি? হুম, হুম, হুম। জ্বী।
হু, জি। মানে হ্যাঁ, মানে চিন্তা করার যে ক্ষমতাটা। জ্বী। মানে আপনি বলতে চাচ্ছেন আপনার যে সৃজনশীলতার ক্ষমতা বা এইযে আ চিন্তাধারার যে ক্ষমতা সেটা। তাছাড়া আর কি আ অনেকে তো আসলে ধরেন আ কোন একটা কাজে বসেছে তো বাস তার হয়তো কোন জায়গায় ডাক পড়ে গেল বা আপনার আ কোন একটা জরুরি কল পড়ে গেল। তো সেক্ষেত্রে কিন্তু আসলে তাদের ব্লকেজ গুলো আসে। তো আব এই জাতীয় আসলে ঐ যে মানে চিন্তাধারা ছাড়া আর কোন ক্ষেত্রে কি আসলে আপনার ব্লকেজ টা আসে কিনা আরকি।
হুম। হু, হু। হুম। হু, হু, হু। আচ্ছা। অ হ্যাঁ, যদি হচ্ছে যে আমার ব্লকেজ আসে যখন আমি একটা জিনিসের অনেকটুকু শেষ দিকে এসে পড়েছি। তখন কিন্তু আমার মনে হয় নতুন আমি কি আর আনতে পারবো? আমি তো যা লেখা তা আমি লিখেই দিয়েছি। এরকম একটা মনে হয় যে এখানে কি আর নতুন কিছু আসে? কারণ আপনার যখন অনেক আইডিয়া নিয়ে মানে আমার ক্ষেত্রে দেখেছি এটলিস্ট যখন আমি অনেক আইডিয়া নিয়ে প্লে করি। তখন কিন্তু একটা সময় গিয়ে মনে হয় যে এখানে তো আইডিয়া খোঁজারই কিছু নেই। এখানে আর কোন কিছুই নেই। এরকম একটা attitude দিয়ে এসে পড়ে। তো সেইরকম ক্ষেত্রে আমি যখন দেখেছি আমি অনেক পরিশ্রম করেছি, একটা শেষের দিকে গিয়ে আমার আসলে ব্লকেজ টা বেশি আসে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কোন একটা দিন হয়তো আমি আশেপাশের অনেক কিছু হয়েছে বা আমি হয়তো অনেক বিজি ছিলাম যে কারণে আমি মনোযোগে বসাতে পারছি না। তো সেটাও কিন্তু আসলে ক্রিয়েটিভ ব্লক এর ক্ষেত্রে দেখা যায়।
উম জ্বী। হু, হু। হুম, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। অ্যা হ্যাঁ। উম বুঝতে পারছি। তো এই যে ব্লকেজগুলো কাটানোর জন্য আপনার আ যে আ চিন্তাধারার ক্ষেত্রে আরকি সবথেকে বেশি রকমের আসে। বা আপনি যখন আসলে বার্ন আউট ফিল করেন, তো সেক্ষেত্রে আরকি আপনার ব্লকেজটা আসলে সবথেকে বেশি রকমের হয়। তো আ ব্লকেজটা আসলে আপনার সাধারণত পা কত সময়ের অ্যা জন্য হয়? বা আপনি আ অনেকে কিন্তু আসলে এইযে যেমনটা দেখা যায় যে, ব্লকেজের জন্য আ আপনার ওইটা কাটাতে কয়েকদিন বা দীর্ঘ সময় লাগায়। তো আবার কেউ আছে ১০ মিনিটেও আসলে তাদের যে ব্লকেজটা সেটা আ আসলে সম্পূর্ণ করতে পারে। তো আপনি আ আপনার ক্ষেত্রে আসলে বিষয়টা কি? বা আপনি আসলে ব্লকেজের যে সময়টা আ সেটা আসলে কীভাবে কাটান?
হুম। জি। উহুম। উম এটা আসলে নির্ভর করে আমি কোন সিচুয়েশন এ আছি। মাঝে, মাঝে এটা আপনি যেমন বললেন যে, এটা ০.৫ ঘন্টার মধ্যেও চলে যায়। মাঝে, মাঝে কিন্তু এটা কয়েকদিনও লাগতে পারে। এটা নির্ভর করে যে আমি কতটুকু বার্ন আউট হয়েছি বা আমি কত ক্লান্ত সেটার উপরে কিন্তু। তো সবকিছু মিলেই কিন্তু একটা সময় গিয়ে আসলে আ মানে এটা নির্ভর করে যে, ঠিকঠাকভাবে করতে পারছি না কাজগুলো মনোযোগ দিতে পারছি কিনা এই, এই সবকিছু।
উম জি। হুম, হু। উম জি। উহু। উন জ্বি, বুঝতে পারছি। তো এই যে আপনি একবার বলছিলেন যে, আ আপনি হাঁটাহাঁটি করেন। তো হাঁটাহাঁটির ক্ষেত্রে আ কি আসলে, আপনার বাহিরে কোথাও ঘুরতে যাওয়া হয়? নাকি আসলে বা বাসাতেই হাঁটাহাঁটি করার যে ব্যাপারটা, সেটা আসলে আপনি বাসাতেই করেন, আরকি?
আম আমি একটু বাইরে যাই। আ বাইরে গিয়ে হয়তো সামনে, বা আশেপাশে যদি কিছু থাকে, সেগুলোতে আমি একটু হেঁটে আসি। কারন বাসার মধ্যে আসলে হাঁটার অত বেশি স্পেস নেই, আমি যেখানে থাকি, আ বা এখানে হয়তো কমফোর্টেবল ও ফিল করব না। তো সেই ক্ষেত্রে আমি এভাবেই একটু হাঁটি, বাইরে গিয়ে।
উম জ্বি। আম হ্যাঁ। বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আপনার এই যে বাহিরের পরিবেশটা আসলে কে কেমন আশা রাখেন? বা আপনি আ কেমন পরিবেশে গেলে যে আপনার চিন্তাধারার যে ক্ষমতাটা, সেটা আসলে আ পরিষ্কার হয়? বা আপনার যে জট খোলার যে ক্ষমতাটা, সেটা আসলে বা ক্লিয়ার হয় আরকি?
উ হুম। আসলে বাইরের পরিবেশে বলতে যে আ একটু serene বা ঠান্ডা টাইপের পরিবেশগুলো আমার বেশি ভালো লাগে। তো আমি যেখানে থাকি সেটা আশেপাশে আসলে বেশ শান্তশিষ্ট টাইপের একটা এরিয়া। তো এখানে হাঁটলেও ভালো লাগে। তো আমি জাস্ট আমার বাসার বাইরে যাই। সামনে কিছুক্ষণ ধরে হয়তো ১০-১৫ মিনিট হাঁটি, গান শুনতে, শুনতে। আ তো এটা কিন্তু আমার দিনটাকে ভালো করে দেয়, বা আমার স্ট্রেসটাকে একটু কমিয়ে দেয়।
উম জ্বি। হ্যাঁ, হ্যাঁ। হুম। বুঝতে পারছি। তো এক্ষেত্রে আপনার আ কোন প্রকার ভ্যাকেশন বা এ আ কয়েকদিনের যে সফরের ব্যাপারগুলো আছে তো সেক্ষেত্রে যাওয়া হয় না? যদি আসলে আপনি আ দেখা গেল যে আ কোন বা একটা কাজ শেষ করলেন বা এই যে ব্লকেজ অনেকগুলো আসার পরবর্তীতেও আসলে আপনি আ যখন আসলে কাজটা সম্পূর্ণ করতে পারেন তো সেক্ষেত্রে কি আসলে কোন প্রকারের ভ্যাকেশন বা এই জাতীয় কোন জায়গায় যাওয়া হয় কি না?
হুম। আ এটা আসলে ব যদি সময় থাকে অনেক হাতে তখন হয়তো যাওয়া হয়। বা জেনারেলি হয়তো এখন হয়তো অত বেশি যাওয়া হয় না। আগে আমি যেতাম। কিন্তু এখন অত বেশি সময় হয় না। সে কারণে আমি যেতে পারি না। তো অত দূরে না যেতে পারলেও আশেপাশে দেখার মতো যদি কিছু থাকে আ সেটা কিন্তু আমি আসলে দেখে আসি। বা সেই জায়গায় আমি ঘুরে আসি।
হু, জি। হু, জি। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আসলে আপনি এই যে টুরিস্ট স্পট গুলোতেও আসলে মাঝেমধ্যে আরকি ঘোরাফেরা করেন, তাইতো? তো এক্ষেত্রে আসলে আপনার নতুনরা যারা আসলে উম আর ক্রিয়েটিভ কাজ শুরু করে, অ অনেকের ক্ষেত্রে কিন্তু আসলে দেখা যায় যে আ তারা কিন্তু আসলে আ অনেক সময় আরকি যে কাজটা, সে কাজে কিন্তু আসলে ফিরে যেতে পারে না। বা আপনার আ আবার আর শুরু করতে পারে না। তো তাদের ক্ষেত্রে আসলে আপনি কি বলবেন? বা তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে?
হুম। জি। হুম। আম এক্ষেত্রে তাদের পরামর্শ হবে যে, তারা কোন জিনিসটা মানে প্রথমত আমি সবাইকেই বলবো যে, ব্রেক নিতে। যখন একটানা কাজ করা হয়। যেকোনো কাজ, আপনি যতই ভালো হন না কেনো, আপনি একটানা করলে আপনার মধ্যে বার্ন আউট আসবেই। এটা স্বাভাবিক। তো তখন সেই কাজটা থেকে একটু দূরে থাকা উচিত। তো সেটার পরে আমি বলব, যে তার নিজের কিন্তু দেখতে হবে। যে তার ব্যক্তিগতভাবে কোন জিনিসটা ভালো লাগে, কোন জিনিসটা ভালো লাগে না। কোন জিনিস করলে ইনজয় করতে পারে। তো সেগুলো যদি বের করতে পারে, তাহলে কিন্তু বোঝা যাবে যে কোন জিনিসটা এপ্লাই করলে, তার আ মানে ক্রিয়েটিভ ব্লক বা সৃজনশীলতাটা আসলে আ ঠিকঠাকভাবে বজায় থাকবে বা ক্রিয়েটিভ ব্লক টা সরাতে পারবে।
উন জি। এ হা হুম, জি। উ হুম। উম বুঝতে পারছি। আ হ্যাঁ, তো এক্ষেত্রে কি আসলে কোনোভাবে যোগব্যায়াম, বা এই জাতীয় আসলে কোনো কিছু কাজ করতে পারে? বা তাদের ক্ষেত্রে কি আ ১ম থেকে আসলে আব যারা আসলে জানে না, যে ঠিক আ কি করলে, তাদের ভালো লাগে। তো তারা তা কি আসলে যোগব্যায়াম, বা এই জাতীয় আসলে কোনো কাজ করতে পারে? বা আ আপনার মতে কি আসলে, তারা আসলে কি ধরনের প্রাথমিক কাজগুলো করলে, তাদের যে আ ব্লকেজ এর যে বিরতিটা, সেটা আসলে ভালোভাবে কাটবে? বা আপনার আ পুনরায় আরকি কাশ কাজটা শুরু করতে পারবে?
আসলে আমার মতে যে যা প্রত্যেকটা মানুষ আলাদা। সবাই কে আসলে এক উপদেশ দেয়া যায় না। কারণ অনেকে হয়তো যোগ ব্যায়াম করলে অনেক কাজে আসে। আবার অনেকে আসলে এই জিনিসটা কোন কাজেই আসে না। তো অ্যা অ্যা সবচেয়ে ভালো এটাই হয় যে নিজেকে নিজের কোনটা ভালো সেটা খুঁজে বের করা। কোনটা ভালো লাগে। অনেকের যোগ ব্যায়াম করলে ভালো লাগে। অনেকের রান্না করলে ভালো লাগে। অনেকের ডায়রির মধ্যে লিখলে আসলে ক্রিয়েটিভ ব্লকটা কাজে লাগে বা চলে যায়। তো এই যে জিনিসগুলো এটা নিজে, নিজে আসলে বলে না যে trial and error? এটা দিয়ে কিন্তু ঠিকঠাক করতে হবে। দেখতে হবে যে কোনটা তার ক্ষেত্রে কাজে লাগছে। আর যেটা কাজে লাগছে না সেটা আসলে বাদ দিয়ে দিতে হবে।
হু, জি। উহু। উম জি। উহু। উম জি। ও, ও। উম বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আসলে এ কোন নির্দিষ্ট কোনো পদ্ধতি বা এ জাতীয় কোন কিছু আছে? যে আসলে আ এই কাজগুলো করতে হবে, ভালো লাগে। আ আপনি আসলে কিভাবে বের করছিলেন? যে আপনার আ বাহিরে যেতে ভালো লাগে? বা চা খেতে ভালো লাগে? এই, এই ক্ষেত্রগুলো আরকি।
আম কারণ আমি হচ্ছে যে আ অনেক কিছুই করেছি। আ অনেক কিছু বলতে যা আমি যখন হচ্ছে আমার বিরক্ত লাগছে আমি হয়তো আ মুভি দেখার চেষ্টা করেছি, আমি হয়তো গান শোনার চেষ্টা করেছি, মেডিটেশন করার চেষ্টা করেছি। তো আমি একটা সময় গিয়ে দেখলাম আমার হাঁটলে আমার anxiety টা কমে যায়। কারণ আমার শরীর পরিশ্রম করে। তো সেটা আমার ক্ষেত্রে কাজে লাগে। আমার মাথা থেকে জট খুলে যায়। পেইন্টিং করলে আমার ভালো লাগে। আমি মনযোগ দিতে পারি। তো এটা আমি এইটাই একই রকম। সবকিছু করা পরে যেটা আসলে stick হয়েছে বা যেটা আসলে কাজে লেগেছে সেটাও করেছি।
উম, জি। হুম। হু, জি। উহু। উম জি। উম বুঝতে পারছি। তো এক্ষেত্রে কি আসলে, কোনভাবে কোন একটা ব্লকেজে যদি পড়ে যায় দেখা গেল যে, আসলে কোন একটা কাজ করতে যেয়ে আটকিয়ে গিয়েছে। তো আব ঐ কাজটা যখন আসলে সমাধান করতে পারতেন। তো সেক্ষেত্রে কি আসলে, কোনভাবে আ মেন্টর, বা আ আপনি যেমনটা আসলে বলছিলেন, যে আপনি থিসিস লিখেন বা আপনার সে যে অ্যাসাইনমেন্ট লেখেন। তো ব <smacks lips> যখন আ আটকিয়ে যান, তো সেক্ষেত্রে কি আসলে আপনার ঐ যে আ টিচার, বা আপনার প্রফেসরের থেকে কোন সাহায্য নিয়েছেন এখন পর্যন্ত? বা আ ওন আপনার য আপনার সাথে যারা আসলে পড়াশোনা করছে, তো তাদের কোন সাহায্য নিয়েছেন কিনা?
উম হুম। উম হুম। আ আমি আসলে গ্রুপ ওয়ার্ক হলে আমি নেই। যদি গ্রুপ ওয়ার্ক হয়, তাহলে নেই কিন্তু ব্যক্তিগত ওয়ার্ক এ আমি নিই না। কারণ দিন শেষে আমি একটু ইন্ডিপেন্ডেন্ট টাইপের। আমার আসলে মনে হয়, যে আমি একটু সময় দিলে আমি পারব। তো আমি সেই ক্ষেত্রে কারো থেকে হেল্প অত বেশি নিই না। অতিরিক্ত ইমার্জেন্সি না হলে।
উম জি। হু, হুম। উম জি। আচ্ছা। তো আ গ্রুপ ওয়ার্ক এর ক্ষেত্রে যদি আ হেল্প নিয়ে থাকেন। তো সেক্ষেত্রে আসলে তাদের প্রতিক্রিয়া কেমন থাকে? বা তাদের আ যে আসলে আচার-ব্যবহার সেটা আসলে কেমন থাকে? বা তা তাদের আ সাথে কাজ করে আপনার কেমন লেগেছে? বা আ প্রড ব্লকেজটা আসলে কিভাবে কাটিয়েছেন? এমন কোন আসলে কোন ঘটনা আছে কিনা?
উম হুম। আম আ গ্রুপ ওয়ার্ক এর ক্ষেত্রে অবশ্যই যেহেতু এটা সবার নাম্বারের উপরে ডিপেন্ড করে, সেক্ষেত্রে আসলে আমি নিজের উপর ভরসা করি না সবসময়। তো গ্রুপ ওয়ার্কে বললে যে, "এই জিনিসটা তোমার কি মনে হয় যে, কিভাবে করা উচিত হবে?" যেমন আমার থেকে হয়তো একটা দৃষ্টিভঙ্গি আছে। আমি বলছি, "আমি এই জিনিসটা দেখছি। তোমার কি মনে হয়? আমি এটা নিয়ে একটু কনফিউশন এ আছি।" তো জ তারা কিন্তু তাদের ওপিনিয়ন টা বলে। এমনভাবে তারাও কিন্তু তারা তাদের গ্রুপ ওয়ার্ক নিয়ে যখন স্ট্রাগল করে, তখন আমার কাছে রিচ আউট করে। কারণ প্রত্যেকটা গ্রুপেই যখন আমি কাজ করি, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আসলে আ মানে ইনশিওর করি যাতে ১ জন আরেকজনকে রিচ আউট করতে পারে। কারণ যেহেতু গ্রুপ ওয়ার্ক একজনের পার্ট খারাপ হলে, বাকিদের পার্ট ও খারাপ হবে।
<clears throat> উম জি। আ হ্যাঁ। উম জি। উম জি। হু, হুম। আচ্ছা, তারপরে আপনি বলছিলেন যে, আপনার যে individual কাজগুলো আছে, তো সেখানে আসলে আপনি আ সচরাচর কারোর সাহায্য নেন না। তো সেক্ষেত্রে আ এ এমন কোন জায়গায় আটকিয়ে যাওয়ার পরবর্তীতে, আ দেখা গেল সেক্ষেত্রে আসলে আপনি ইন্টারনেটেও পাচ্ছেন না বা, আপনার আ অন্য কারোর থেকে আসলে সাহায্য নিচ্ছেন না। তো সেক্ষেত্রে ওই সমস্যাগুলো কিভাবে সমাধান করেন আপনি পরবর্তীতে?
হুম। আ আসলে জেনারেলি এরকম হয় না। যে কোন একটা সমস্যা হচ্ছে আমি আমার ট যেখান থেকে দিচ্ছে text book বা, ইন্টারনেট সেখান থেকে আমি পাচ্ছি না। কারণ, বেশিরভাগ ক্ষেত্রেই পড়ালেখার relevance গুলো এই জায়গা থেকেই থাকে। তো আমি যদি একদমই দেখি যে পারছি না, তখন হয়তো আম আমার যে কোর্স টিচার, যাকে আমি মেইল দিয়ে বলতে পারি যে এই জিনিস হয়েছে, আমি এই জিনিসটা বুঝতে পারছি না। আ তো তখন বলতেই হবে। কিন্তু জেনারেলি এরকম হয় না।
উম জ্বী। হু, হুম। উন জ্বী। উম তার মানে আসলে আপনিও সাহায্য নিয়ে থাকেন আরকি। উম জ্বী। যদি আসলে কোন তথ্য আ সমাধান একেবারে করতে না পারেন আপনার individual ক্ষেত্রে তো, আ মেইল করা বা, সাপোর্টে আসলে সাহায্য নিয়ে থাকেন, তাই তো? না আসলে আপনি অনেক ভালো বললেন আরকি যে, আ আপনার blockage এর ক্ষেত্রে আসলে আপনি হাঁটাহাঁটি করেন, তারপরে বাহিরে আসলে একটু ঠান্ডা পরিবেশে ঘুরতে যান, যেমনটা আসলে আ আপনাদের এখানে যেটা আসলে আ আ পরিবেশটা এমনিতে ঠান্ডা। যদি সময় থাকে হাঁটতেও তখন আসলে আবার আপনি অন্য কোথাও বা ঘুরতে যান বা, হাঁটতে যান। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আশা করছি।
হুম। জ্বী। উ হুম। আপনার সাথে কথা বলে চমৎকার লাগলো। আসলে কিন্তু সবার জীবনে কখনো না কখনো একদম creative block আসে। যখন মনে হয় যে মাথার মধ্যে কোন কিছু ঢুকছে না বা, কোনো আইডিয়া আসছে না। তো এরকম অবস্থায় অবশ্যই আসলে নিজেকে সময় দেয়া, নিজের আচার-আচরণ বোঝা বা, কিভাবে করলে বোঝা যাবে? দরকার হলে সাহায্য দেওয়া, সবকিছু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আ তো এই কারণে কিন্তু আপনার সাথে এই ব্যাপারে কথা বলে এত ভালো লাগলো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি।
হুম, জি। উম জি।